আ এটা তো বলতে গেলে অবশ্যই, অবশ্যই, অবশ্যই মানে আ এর চেয়ে ভালো আর কি হতে পারে? দেখা যায় পরিবারের সাথে, বা বন্ধুদের সাথে যদি আমি আপনি কোন একটা এক্টিভিটিসে যান, যেমন খেলাধুলা হোক, বা ভ্রমণের কথা আপনি বললেন, এগুলা কিন্তু এককথায় খুবই আ ইতিবাচক একটা প্রভাব ফেলে। আমি মনে করি। দেখা যায় যে আ আপনার যে একটা স্ট্রেস আছে এগুলার কথা চিন্তাই হবে না। দেখবেন যে আপনার আশেপাশের মানুষ হ্যাপি, দেখা যায় উনাদের হ্যাপি দেখে কিন্তু আমরাও হ্যাপি হয়ে যাই আরকি। এরকম যে আ উনাদের খুশিতে আমি খুশি এরকম। আ আবার বলতে গেলে যে, আ অন্যভাবে বন্ধুরাও কিন্তু আমাদের কি বলে? একটা আ মানে দেখা যায়, বন্ধুদের সাথে যদি আপনি ট্যুর এ যান তাহলে সবচেয়ে মজা, পরিবারের ট্যুর এর সাথে 2nd মজা কিন্তু একা গেলে কিন্তু এই আ ৩ নাম্বার মানে কি বলবো? আস্তে, আস্তে এস মজাটা কমতেছে এরকম। তো বলতে গেলে, যে আমি মনে করি হ্যাঁ, ভ্রমণের জিনিসটা অনেক মানে ইতিবাচক একটা প্রভাব ফেলে, কিন্তু আবার আমি মনে করি যে, বন্ধু-বান্ধবের সাথে, বা পরিবারের সাথে, যদি আ কি বলে? মতবিরোধ হয় মাঝে মধ্যে, তাহলে দেখা যায় একটু আ নেতিবাচক কিছু প্রভাব ফেলে ভাই। আপনি কি মনে করেন যে, আপনার কি আ খারাপ লাগে তখন? জি, ভাই জানতে চাচ্ছিলাম।
হ্যাঁ। হুম। আচ্ছা। একদমই। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, একদমই। হ্যাঁ। আচ্ছা। হুম। একদমই, একদমই, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই, দেখা যায় পরিবারের সাথে, আমাদের মাঝেমধ্যে মনমালিন্য হয় এবং দেখা যায় এটা কিন্তু শুধু আমাদের সাথে না। এটা কিন্তু দেখা যায় যে, আব কি বলে? বন্ধুদের সাথেও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়, এই যে আ ভ্রমণটা রয়েছে এর মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আসলে আ এই মা মানসিক শান্তি, বা মানসিক স্বাস্থ্যটাকে উন্নতি করতে পারি, এবং দেখা যাবে, যে আমরা এই যে আনন্দটা করলাম ভ্রমণে গিয়ে, বিভিন্ন ধরনের আ অভিজ্ঞতার শিকার হলাম। আ এবং রোমাঞ্চকর ভ্রমণ করার মাধ্যমে দেখা যায় যে, পরিবারের সাথে সম্পর্কটা আরো দৃঢ় হয়। অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন যে, আমরা কিন্তু অনেক সময় অনেক চাপ নিয়ে ফেলি, আমাদের জীবনে। আ কোন কাজের ক্ষেত্রে হোক, বা অফিসের কাজে, সেগুলো কিন্তু পরিবারকে সময় দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু কাটিয়ে তুলি, এবং দেখা যায় দৈনন্দিন জীবনে আবারো নতুন করে আ কাজ করার আসলে যে কি বলে? মনোযোগটা রয়েছে এটা আবার ফিরে পাই। আচ্ছা, আপনি কি মনে করেন যে, সামাজিক বন্ধন শক্তিশালী করার জন্য আপনি কী, কী করতে পারেন?
উ জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, জি, জি। একদম। জি, জি, একদম। জি, জি।